উম না। আসলে অনেক দারুণ বলেছেন। তো এই যে, আ এতগুলো পদ্ধতির কথা বললেন বা এতগুলো অবস্থার কথা বললেন, আপনি আ বলেছেন যে, একজনের সাথে আপনার এরকম কথা হয়েছে। তাও আবার সিলেটে গিয়ে মানে হয়তো সেখানে ঘুরতে গিয়েছিলেন। এমনিতে নরমালি দৈনন্দিন জীবনে কি, এরকম মাঝে মধ্যেই হয় নাকি যে, আপনার আ অপরিচিত মানুষের সাথে একটু অ অল্প করে কথা বললাম যেমন <snorts> বাস স্ট্যান্ড হতে পারে বা যেকোনো জায়গায় আরকি?
একদম। হুম। হু, হু, হুম। হ্যাঁ, আসলে এমনটা আসলে আ অনেকবার কিন্তু আসলে হয়েছে। যেমন আসলে আ সবচাইতে বেশি হয় যখন আসলে আমরা আ ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার এ যখন আসলে ভর্তি হই তখন কিন্তু আসলে অনেক বন্ধুর সাথেও কিন্তু আসলে আমাদেরকে প্রথমত আসলে ফর্মাল আচরণ করতে হয়। কারণ আ যখন আসলে আমরা ভদ্রভাবে কিন্তু একে অপরের সাথে বন্ধুত্বের হাত বাড়াবো তখনই কিন্তু আসলে দেখা যাবে যে, আসলে আ তার প্রতি আমার একটি ভালবাসা তৈরি হবে। এবং সেখান থেকে কিন্তু আসলে বিভিন্নভাবে কিন্তু আসলে বন্ধুত্বগুলো আ ১ম এই কিন্তু আসলে শুরু হয়। তো আ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে, হচ্ছে আমরা কিন্তু বাসে উঠি তখনও কিন্তু বিভিন্ন মানুষের সাথে আসলে দেখা হয়, কথা হয়। তার পাশে ট্রেন বা বিভিন্ন ধরনের কোন একটি জায়গায় গেলেও কিন্তু আসলে আ প্রতিনিয়ত কিন্তু আসলে আমাদের নতুন, নতুন, মানুষের সাথে আসলে কথোপকথনগুলো হয়। তাই আমার কাছে মনে হয় যে, আসলে শুরুতেই যদি আসলে আমরা একে অপরের প্রতি সম্মানটা যদি দেখাই, তাহলে আমার কাছে মনে হয় যে, আসলে কথোপকথনটা বেশ চমৎকার হয় এবং আমার ক্ষেত্রেই যদি বলি যে, আসলে। আমার কিন্তু আসলে এরকমটা অনেকবার আসলে হয়েছে যে, আসলে আ ট্রেনে গিয়েছি বা বাসে গিয়েছি তখন কিন্তু আসলে অনেকভাবে আসলে আ এস ১ম শুরুটা আসলে সম্মানের সাথে আসলে হয়েছে।
হ্যাঁ, হ্যাঁ। শুরুতে। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। ঘটেছে আপনার জীবনে, বুঝতে পেরেছি। হ্যাঁ। শুরু হয়েছে। আর এমনিতে এই যে, অপরিচিত মানুষের আসলে বিভিন্ন রকমের মানুষ হয়ে থাকে। দেখা গেছে যে, কেউ অনেক শিক্ষিত, কেউ আবার একটু শিক্ষাটা কম। কেউ অনেক স্বচ্ছল, আবার কেউ একটু কম সচ্ছল। তো সেক্ষেত্রে কি একটু আলাদা, আলাদা, পদক্ষেপ নিয়ে নেওয়া যায়? নাকি সবার জন্য একই নিয়মে মানে আগানো যায়?
হুম। <chuckles> হ্যাঁ, আসলেও দেখুন আমার কাছে আসলে মনে হয় যে, আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি যখন আসলে আ রিকশাতে ওঠার চেষ্টা করি, তাও আমি কিন্তু সেই রিকশাওয়ালা কে কিন্তু আসলে আ সম্মানের সাথে সালাম দেওয়ার চেষ্টা করি এবং এই প্র্যাকটিস টা কিন্তু এ্যা এক্সাক্টলি যে, আসলে এই প্র্যাকটিস টা কিন্তু আসলে পরবর্তীতে আসলে আ ভালো মানুষ হতেও কিন্তু বেশ সাহায্য করবে এবং তার সঙ্গে, সঙ্গে, আসলে দেখা যাবে যে, আসলে আ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের জীবনে প্রতিনিয়ত অনেক মানুষের সাথে আসলে দেখা হবে এবং সবাইকে কিন্তু আসলে একই সাথে কিন্তু আসলে সম্মান করার দিকটি সেটা কিন্তু আসলে যথাযথভাবে সামঞ্জস্য থাকবে। এবং এই যে, আসলে তারতম্যগুলো করা হয় বা যারা আসলে জ্ঞানী মানুষ বা গুণী মানুষ বা শিক্ষক তাদেরকে আমরা সম্মান দিচ্ছি। কিন্তু স সমাজের নিতুচ নিচু শ্রেণীর মানুষদেরকে আমরা সম্মান দিচ্ছি না। এতে করে আমাদের দেখা যাবে যে, আমাদের আসল চরিত্রটা কোন না কোন সময় আসলে সামনে চলে আসবে। তাই আমার কাছে মনে হয় যে, আসলে সর্বক্ষেত্রে আসলে সম্মানের যে, জায়গাটা সেটা আসলে একই হওয়া উচিত।
এহ, হ্যাঁ। আপনি করে বলাটা একটা হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। এটা হয় না, হ্যাঁ।